হ্যাঁ। আর কিছু, কিছু গান আসলে আমাদের যে সেই সময়টা চলে গিয়েছে সেই সময়টা আসলে আমাদের মনে করিয়ে দেয় যেমন আমি যদি আপনাকে উদাহরণ হিসেবে বলি যে আ রবীন্দ্রনাথ ঠাকুরের একটা গান আছে যে, "পুরানো সেই দিনের কথা ভুলবি কিরে হায় ও সে মনের ব্যথা প্রাণের ব্যথা সে কি ভোলা যায়।" তো আ সেই দিনগুলো আসলে আমাদের মনে পড়িয়ে দেয় যে পুরাতন দিনগুলো আসলে কখনো ভুলে থাকা সম্ভব নয় শৈশবের যে মিষ্টির স্মৃতিগুলো। এই স্রি স্মৃতিগুলো কিন্তু আমাদের বাধ্য করে সেই পুরাতন সময়ে আবার ফিরে যেতে এবং জীবনকে নতুনভাবে দেখার জন্য আসলে পুরাতনকে বারবার ভালোমত বিশ্লেষণ করার বিকল্প আছে বলে আমার মনে হয় না। অর্থাৎ জীবনকে আমরা যদি নতুনভাবে এবং সুন্দরভাবে সাজাতে চাই আমাদের কিন্তু শৈশবের স্মৃতিগুলোকে জোর দিতে হবে। এ বিষয়ে আপনি কি বলবেন বা এমন কোনো গান আছে কিনা আপনার জীবনে?
হুম। হুম। হুম, হুম। হুম। হুম, জি। জি, জি, জি, একদমই। আসলে কি বলবো? ছোটবেলার কথা যদি বলি, এই গান তো এরকম না। আ যদি বলেন আমরা ছোটবেলায় সুন্দরভাবে গেতাম। আ হ্যাঁ, যে আ ই কি? "মেঘের কোলে রোদ হেসেছে বাদল গেছে টুটি।" অনেক সুন্দর করে গাইতাম সবাই আমরা নাচতাম সাথে, সাথে। তো এটা কিন্তু খুবই বলার অপেক্ষা রাখে না। সেই সময় ছোটদের সাথে ফিরে যেতে ইচ্ছা করে। মাঝে, মাঝে আমার ইচ্ছা করে সেই সময় যদি আমার সময় হয়তো এরকম ফোনের ব্যবস্থা ছিল না। যে একটু ভিডিও থাকতো। কিছু ছবি হয়তো হালকা, হালকা আছে। কিন্তু এরকম ভিডিও থাকলে হয়তো এখনো দেখতে পারতাম। বা এমন যদি হতো বইয়ের পাতার মত যদি পাল্টে একদম সেখানে চলে যেতে পারতাম বলতে পারেন একদম টাইম মেশিন এর মতো আরকি। যে আবার ব্যাক এ যাবো সেখান থেকে একটু ঘুরে আসতাম। তো কতই না ভালো হতো। তাই না? হুম, হুম।
হুম, হুম, হুম। হুম, হুম। আচ্ছা, আচ্ছা, হুম। হ্যাঁ, হ্যাঁ। হুম, হুম, হুম। হুম। আচ্ছা, আচ্ছা, হুম। বুঝতে পারছি। হ্যাঁ। একদমই, একদমই। হ্যাঁ। হুম, হুম। ঠিক বলেছেন আসলেই। মাঝে, মাঝে আফসোস লাগে যে শৈশবের যে স্মৃতিগুলো এতটা রঙিন যে সকল স্মৃতিগুলোতে আসলে কোনো ধরনের কোনো অনিশ্চয়তা বা আগামী দিন কি করে যাবে? জীবনের কোন জায়গায় কি করব? এই এই চিন্তাগুলো জীবনের যে অংশে ছিল না। যে অংশগুলো আসলে আমাদের বিভিন্ন আ তখন বলতে পারি যে পুরো পৃথিবীটাই কিন্তু আমার কাছে একদম রঙিন ছিল। সেই দিনগুলোর কথাগুলো যখন মনে হয় তখন মনে হয় যে এই সকল মানে এই যে একটু প্রাপ্ত বয়স্ক হওয়ার যে দায়িত্ববোধ, কর্তব্যবোধ এগুলো ছিঁড়ে ছুঁড়ে সেই আবার বাচ্চা হয়ে আবার মায়ের কোলে উঠে গিয়ে বসে থাকি। যে মায়ের কাছে বায়না করি যে, "মা, এটা দাও। ওটা দাও।" তো আ আসলে আপনার সাথে শৈশব নিয়ে বিস্তারিত আলাপ আলোচনা হলো। মনে হলো যেন কিছুক্ষণের জন্য সেই আসলে পুরাতন শৈশবেই ফিরে গেলাম। বেশ ভালো লাগলো। আশা করছি ভবিষ্যতে অন্য কোনো দিন আপনার সাথে নতুন কোনো বিষয় নিয়ে আলাপ আলোচনা হবে। ততদিন পর্যন্ত আপনি ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং নিরাপদে থাকবেন।
হুম। হুম। হুম। হুম। জি, জি, জি, জি। জি, জি, জি। হুম।

শুভ দুপুর!
শুভ দুপুর! কেমন আছেন?
হ্যাঁ বেশ ভালো আছি এবং দিনটা আসলে খুব সুন্দরভাবে শুরু হয়ে গিয়েছে। কারণ আ চারপাশে দেখছি বেশ একটা মেঘলা, মেঘলা আবহাওয়া এবং আ এই মেঘলা আসলে আবহাওয়া করে কি? আমাদের যে অ্যা বিভিন্ন ধরনের স্মৃতি রয়েছে শৈশবের বা কৈশোরের সেগুলোই আসলে রোমন্থন ঘটায়। সেগুলোই আসলে ভাবছিলাম তো আ আপনার দিনটি কেমন যাচ্ছে?
হুম, হুম, হুম। জি, জি, জি, জি। হু, হু। জি। আমার দিনটা কিন্তু বেশ ভালো লাগছে, ভালো যাচ্ছে। কারণ বেশ একটু মেঘলা আছে, মনে হচ্ছে বৃষ্টি টা নামবে এখনই এমনটা অবস্থা বলতে পারেন। তো এই বর্ষায় কিন্তু সেই আমার ছোটবেলার কথাই মনে পড়ছে এখন। কি হতো না? যে এই বর্ষার সময় এখন কিন্তু আমের সময়, হ্যাঁ? তো আর একটু ঝড় হলেই না ছোট্ট বেলায় বলতে পারেন আম কুড়াতে দৌড় দিতাম মানুষের গাছে উম মনে হত কখন একটু ঝড় আসবে আর আম কুড়াতে যাব। তো সেই জিনিসটাই কিন্তু মনে হচ্ছে বসে, বসে। <chuckles> জি, হ্যাঁ একদমই।
আচ্ছা। হুম। আচ্ছা। হুম। আচ্ছা, আচ্ছা। হু। হু, হু। একদমই। হুম। বাহ! খুবই সুন্দর। আচ্ছা, আচ্ছা। হ্যাঁ। আসলেই শৈশবের এ যে বিভিন্ন ধরনের স্মৃতিগুলো থাকে, সেগুলোই কিন্তু আসলে আমাদের পরবর্তী জীবনে উদ্বুদ্ধ করে ভালো কিছু করতে। তো সেই হিসেবে আ শৈশবের কিন্তু একেকজনের একেক ধরনের স্মৃতি রয়েছে। যে স্মৃতিগুলো হয়তো আ কোনো একটা বেশ মজার, কোনো একটা বলতে পারেন যে একটু দুষ্টুমির বা কোনো একটা হয়তো মা বাবার শাসনের। তো আপনি কি জানতে পারি যে আপনার শৈশবের সবথেকে মিষ্টি স্মৃতি কোনটা?
হু, হু। হুম। হুম, হুম।